হ্যাঁ, অবশ্যই। এইখানে তারাও অনেক উপকৃত হয়েছে এ কারণ হচ্ছে অ্যা আমার এক বড় ভাই এই ব্যবসা করে। দেখা যাচ্ছে সে কিন্তু দেখা যাচ্ছে এরকম আ আ ও ডিজিটাল পেমেন্ট যে উদ্যোক্তা রয়েছে, তারা ব্যবসা করে। সেখান থেকে অনেক ভালো লাভ করতেছে মানে তাদের জীবন জীবিকাও কিন্তু এখান থেকে হচ্ছে। কারণ উম কারণ এখন দেখবেন কী? হ্যাঁ, আর্থিক ওয়ে তে একদম। কারণ এটা এখন মানে পুরো শহর, আপনার গ্রাম থেকে শুরু সব জায়গায় কিন্তু এখন ভরে গেছে যে ডিজিটাল পেমেন্টের ব্যবসা। আপনি একটা আ স্কুলের টাকা আসে অনেকের, স্কুলের বেতন দিতে হয়, তারপর হচ্ছে যেকোনো আপনি ই করতে গেলেই, যেকোনো বিষয়ে আপনি আবেদন করতে যাচ্ছেন, সেখানেও কিন্তু ডিজিটাল পেমেন্টগুলো করতে হচ্ছে। তো এটা কিন্তু দেখা যাচ্ছে দিন, দিন আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এটার চাহিদা কিন্তু দিন, দিন বাড়বে। যারা এই বিজ রিলেটেড যারা ব্যবসাগুলো করতেছে, তাদের কিন্তু একটা আর্থিক এখান থেকে ভালো মুনাফা অর্জন করার একটা দিক রয়েছে।
হ্যাঁ, হ্যাঁ। মানে আর্থিকভাবে একটা নিরাপত্তা পাচ্ছে তারা। উম হ্যাঁ, মানে সব জায়গায় আসলে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন। আসলে ডিজিটাল পেমেন্ট এর চাহিদা ধীরে, ধীরে বাড়ছে। তবে এই যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার স্বচ্ছতা মানে চাহিদা বাড়ার সাথে, সাথে অনেকেই কিন্তু বলছে যে এই সুযোগ-সুবিধা নাকি নিজেদের খরচের অভ্যাসটাও বদলে দিচ্ছে। মানে মানুষ এখন মনে করে যে আগের থেকে তারা খুব মানে অপ্রয়োজনীয় খরচগুলো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বেশি করে ফেলছে। তো আপনি কি এই বিষয়ের সাথে একমত?
জি। অ্যা আমি কিছুটা একমত। আমিও যদি অ্যা দেখেছি কারণ আমারও অনেক সময় অনেক খরচ হয়ে যায়। কারণ এখানে কী হয়? যে বিভিন্নভাবে আমরা আমাদেরকে অ্যা আরকি অ্যা সরাসরি বলতে গেলে লোভ দেখানো হচ্ছে যে আসলে ডিজিটাল আপনি, হ্যাঁ, প্রলোভন দেখায় আসলে। যে আপনি এখান থেকে পেমেন্ট করলে, এত টাকা ডিসকাউন্ট পাবেন। এত টাকা পেমেন্ট করলে, এত টাকা ডিসকাউন্ট পাবেন। কিন্তু আমার কিন্তু আসলে ওই জিনিসটা কোনো রকম প্রয়োজন হয় না বা অ হবে কিন্তু এখনো দেখা যাচ্ছে ওই জিনিসটা কিন্তু একটা প্রয়োজনে কিনতে হবে। অ্যা দেখা যায় সাপোজ আমার এখানে একটা জুরা অ জুতার দোকানে গেছি, তো ওইখানে দেখা যাচ্ছে যে আমাকে দিছে যে ২০% অ্যা ছাড় যদি আমি এইখান থেকে পেমেন্ট করি। তো সেটা কিন্তু আমার এখন লাগতেছে না। তো তারপরেও কিন্তু আমি কিনে রাখতেছি হয়তোবা ২০% ছাড়ের লোভে। তো এই ক্ষেত্রে একটু <scoffs> সমস্যা হচ্ছে বেশি, বেশি খরচ হয়ে যায়। অ্যা অনেক সাবস্ক্রিপশনগুলাও দেখা যাচ্ছে অটোমেটিক করা থাকে তো অনেক সময় কেটে নিয়ে চলে যায় যেগুলো আমরা ব্যবহার করি না। তো এই ক্ষেত্রে একটু বেশি টাকা যায় আসলে আমিও যদি বলতে চাই।
আচ্ছা, আচ্ছা। একটু প্রলোভন দেখায় আরকি। অনেক সময় ডিসকাউন্ট দেয়। <chuckles> জি, জি।

আচ্ছা। হ্যাঁ, একদমই অনেক ক্ষেত্রেই আমি দেখেছি গ্রামে এটা বেড়েছে। কারণ আমি নিজেই গ্রামেই থাকি। তো অ দেখ যাচ্ছে আগে শহরে কিন্তু গেলে দেখাচ্ছে এই জিনিসটা বেশি পাওয়া যেত। অ দেখা যাচ্ছে গ্রামের মানুষই কম ব্যবহার করত। এখন কিন্তু ধীরে, ধীরে গ্রামের মানুষগুলো এই জিনিসগুলোর উপর অ হচ্ছে। কারণ অ কি হয় যে, একটা য গ্রামের লোকজন কিন্তু কৃষিকাজ বা বিভিন্ন ধরনের কাজ কি করেই থাকে। কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে একটা লোক যখন তাকে টাকা দিচ্ছে, ঐ যে, ঐ আপনার ডিজিটাল পেমেন্ট সিস্টেম গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে টাকা দিচ্ছে। তো সেজন্য কিন্তু তাকেও এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম এ চলে এসতে আ আসতে হয়েছে বা আ যারা হচ্ছে অনেক বুড়ো বয়স্ক লোক তারা দাঁত তাদের দেখা যাচ্ছে ছেলে-মেয়ে অনেকে বাহিরে থাকে, তাদেরকে টাকা পাঠাতে হচ্ছে। এই যে, এটার মাধ্যমে কিন্তু তারাও কিন্তু দেখা যাচ্ছে অ্যা খুব সহজ বলতে হয়ে গেছে আরকি বলা যেতই পারে করে।
হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছেন। মানে খুব সহজলভ্য হয়ে গিয়েছে আর কি। তো এই যে, বর্তমানে দেখা যায় কি যে, অনেকেই ডিজিটাল পেমেন্টের সুযোগ-সুবিধা নিচ্ছে এবং অভ্যস্ত হয়ে পড়েছে অনেকেই। কিন্তু এই যে, আপনি বিভিন্ন ঝুঁকির কথা বললেন, এই ঝুঁকি সম্পর্কে অনেকের ক্ষেত্রেই দেখা যায় তারা খুব একটা তোয়াক্কা করছে না বা সচেতন না। তো আপনি কি মনে করেন এই যে, সবার মধ্যে নিরাপত্তা বা সচেতনতা তৈরি করতে কোথায় কাজ করা দরকার? মানে ব্যক্তিগত পর্যায়ে তাদেরকে বোঝানো উচিত? নাকি নীতিগত ভাবে কোন পরিবর্তন দরকার?
আচ্ছা। আচ্ছা অবশ্যই। এখানে আ সবাইকেই তো বলানো হয়ে থাকে যে, আসলে দেখবেন যে, আমরা যে, ডিজিটাল পেমেন্ট গুলো যাদের কাছ থেকে ব্যবহার করি যে, আমার যেটা আমাদের প্রোভাইডার। আস তারা কিন্তু আবার সবসময় আমাদেরকে বিভিন্নভাবে অ্যা আবার দেখা যাচ্ছে কোন বিভিন্ন ক্যাম্পেইন চালায়। আ যে, আসলে আপনার যে, আপনার যে, verification কোড গুলোর আছে সেগুলা মানুষের সাথে শেয়ার করবেন না। আমাদেরকে শুধু একটু জানতে হবে যে, আসলে এইক যেটা আমার হচ্ছে রিস্ক সচেতন। হ্যাঁ, অনেকেই কিন্তু এমন ভাবে যে, স্কাম গুলো হয়। আমাক অ্যা দেখা যাচ্ছে গ্রামে আমি দেখেছি জিনিসটা বেশি হয় যে, আ ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতেছে কিন্তু স্কাম এর শিকারটা কিন্তু আমি দেখেছি যে, গ্রামেই বেশি। কারণ তারা সহজ সরল হ্যাঁ, তারা সহজ সরল মানুষ। তাদেরকে একটু বললেই তারা দেখাচ্ছে তাদের যে, অ্যা ভেরিফিকেশন কোড গুলো থাকে সেগুলো খুব সহজ করে দিয়ে দিতে পারতেছে। তো এইজন্য এটা গ্রামে একটু বেশি হচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ। মানে সচেতনতামূলক ক্যাম্পেইন তৈরি করা হয়। না গ্রাম অঞ্চলের বেশি হয় জি, ঠিকই বলেছেন।